আচ্ছা, ছোটবেলায় কোন টিভি শো আপনাকে ভীষণ আটকে রাখতো?
আ এক্ষেত্রে আসলে টম এন্ড জেরির চেয়ে বলা যায় যে বাংলা ভাষায় রূপান্তরিত যেই এপিসোডগুলো আসলে থাকতো, সেগুলো এখনো আসলে আমার মনে দাগ কেটে আছে। এখনো আসলে সেগুলো থেকে বেরোতে পারছি না। ওগুলো আসলে আ ছোটবেলায় না, এখন পর্যন্ত আসলে আমাকে মোটামুটি আটকে রাখতেছে।
আচ্ছা, ত টম এন্ড জেরি শো। ত টম এন্ড জেরি শো কি ছোটবেলায় অনেক বেশি দেখতেন?
উম এক্ষেত্রে আপনাকে একটা জিনিস বলতে চাই যে, আমার ছোটবেলাটা এমন একটা জায়গায় কেটেছে, সেখানে আসলে সাধারণ কোন টিভি শো দেখারও আমার কাছে খুব একটা সুযোগ ছিল না। বিশেষ করে একটি দ্বীপে থা থাকতাম। তো সেখানে আ আমার যে বড় ভাই আসলে শহরে থাকতেন। উনি আসলে বাড়ি যাওয়ার সময় আমার জন্য হচ্ছে এরকম সিডিগুলো বা, ডিভিডিগুলো আসলে কিনে নিয়ে যেতেন। মানে ও ওই এটাই উনার আ মানে আটা আমার জন্য কিছু নিয়ে আসতেছে। এই ধরনের আসলে শোগুলো নিয়ে আসতেছে এবং এদের যে মোটামুটি বলা যায় যে বাংলা ভাষায় যেটা তখন তো আসলে এইটা তো যে আ শব্দ ছাড়া বা, বলা যায় যে কথা ছাড়া ভাষণটা ভাল লাগতো না। কিন্তু হচ্ছে ঐটা যখন নিয়ে আসতো সেটা বলা যায় যে, এতটাই ছিলাম যে আমাকে উম পম পড়তে বসাতে হবে, আপনি আমাকে বলতে হবে যে, এ এটাকে "তোমাকে এই পর্ব একটা দেখতে দিবো।" তখন আমি পড়তে বসতে দিতাম। মানে এতটা আসলে বলা যায় যে আ আটকে ছিলাম বা, এইটা নিয়ে এতটাই বলা যায় যে passionate ছিলাম আমি। একদম।
আচ্ছা। হুম। ব্যবস্থা করে দিতেন। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মগ্ন থাকতেন। ভালো লাগতে। আচ্ছা। এইটার যেটা বললেন যে আসলে আপনি হচ্ছে বাংলায় ডাবিং করাটা সম্ভবত বেশি দেখতেন। ওইটা বোধহয় বেশি ভালো লাগতো। তো এইযে টম অ্যান্ড জেরির ২ টা ক্যারাক্টার, এই ২ টা ক্যারাক্টারের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে বা, এখনো লাগ আ লাগতো বা, এখনো লাগে?
হ্যাঁ। উম এক্ষেত্রে আসলে আমি ছোটবেলায় যেটা করতাম যে জেরির পক্ষে থাকতাম সবতো সবসময়। কারণ জেরিকে দেখা যেত দেখানো উম মানে জেরি দুষ্ট হলো দেখুন, জেরি কিন্তু বলা যায় যে বাচ্চাদেরকে আসলে এখানে আ প্রতিনিধিত্ব করছে, বিষয়টা এরকম। ও একটু চালাক থাকে, টম একটু আসলে ব বোকা থাকে, তাকে সবসময় আসলে হারিয়ে দেয়। বা, সবসময় কিন্তু দেখানো হয়েছিল যে জেরি কিন্তু সব জায়গায় আসলে জিতে যাচ্ছে এবং এই বিষয়টা কিন্তু বলা যায় যে আ বেশ আ ভালো একটা চমৎকার বিষয় ছিল। আর সবসময় আমি পক্ষে যেতাম, যেহেতু আসলে সে ছিল। তবে বড় হতে, হতে যেটা হয়েছে আপনাকে যদি বলি যে, ওই দৃশ্যগুলো কিন্তু এখনো মনে আছে। যে আ যখনই আসলে কোন বাহিরে কেউ আসতো এই ২ জন কিন্তু নিজেরা এক হয়ে যেত এবং আ এইটা তখনই আসলে যখন একটু বড় হয়েছি, তখন যেটা জানতে পেরেছি। তো আ বলা যায় যে একদমই বসে আছে যে, তারা ২ জন বেস্ট ফ্রেন্ড ছিল। একজন আরেকজনকে আসলে টিকিয়ে রাখতো।
<chuckles> আচ্ছা, কিন্তু জেরি তো বেশি দুষ্টু। <chuckles> হু, হু, হু। বোকা। হু, হু, হু। আচ্ছা। হু, হু। হু। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনার হচ্ছে ওই যে অ্যাঁ জেরির যে ছোটদেরকে রিপ্রেজেন্ট করে বা ছো জেরি যে ধরনের দুষ্টামিগুলো করে টমকে বারবার হারিয়ে দিত। এই ব্যাপারটা আপনার কাছে বেশ মজা লাগত। তো ও অ্যাঁ এই যে টমের যে হেরে যাওয়া বোকা, বোকা, অ্যাক্টিভিটি গুলো যে করত, এটাকে কেমন লাগতো? কী মনে হত?
একদম, একদম। দেখুন, এইটাকে আমি মনে করি যে এখন যেহেতু আসলে বুঝতে শিখেছি। তখনকার হিসাব জানি না। তবে বর্তমানে হচ্ছে এইটা, আমার কাছে বলা যায় যে প্রাণবন্ত ছিল একটা আ বিড়াল কি, কি, করত এবং যখন আসলে পুরো ঘটনাটা জানা যায় যে, আ এইটার যেই ই থিম টা যদি আপনাকে বলি যে, টম এবং জেরি আসলে বেস্ট ফ্রেন্ড। তারা হচ্ছে একে অপরের এতটাই ভালো বন্ধু যে যদি দেখুন, টম যদি জেরি ধাওয়া না করে, জেরিকে ধরতে না যায়। বিড়ালটার আর বাড়ির মালিক রাখবে না রাইট? এবং আ জেরি যদি আবার আ বি যদি আসলে তাকে সুযোগ না দেয় বা এরকম যদি তারা না করে সেক্ষেত্রে তো বলা যায় জেরি তার বন্ধুকে হারিয়ে ফেলবে। বা টম যদি আসলে বাড়ি থেকে চলে যায় সেক্ষেত্রে অন্য বিড়াল এসে তার তো ক্ষতি করতে পারে। এই যে বিষয়টা আম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং টার জন্যই কিন্তু আসলে তাদের যেই মূলত এই বিষয়গুলা কিন্তু আসলে চলতে থাকত।
হুম, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হু, হু। আচ্ছা আচ্ছা গল্পটা কী? এব মানে মূলত গল্পের ব্যাক স্টোরিটা কী এরকমই, যে তারা আসলে বন্ধুই
হ্যাঁ, তারা মূলত বন্ধু। কিন্তু হচ্ছে কিছু থাকে না অনেক দুষ্টু বন্ধু একে অপরকে সবসময় আসলে আ বলা যায় যে, আ একটু বিরক্ত করতে পছন্দ করতে এ করে আরকি। বিষয়টা অনেকটা এরকম।
আচ্ছা, এই গল্পের ব্যাক স্টোরিটা হয়তো অনেকেরই জানা নেই। তো এই ব্যাক স্টোরি সম্পর্কে কে আপনি আর কিছু জানেন?
হ্যাঁ, এই ব্যাক স্টোরিটা মূলত এই মানে টম অ্যান্ড জেরিটা আসলে যখন শুরু করা হয় তখন থেকে আসলে যিনি নির্মাতা ছিলেন যারা, আসলে তাদের চিন্তা ভাবনাটাই এরকম ছিল। এবং তারা কিন্তু এইটাকে ধীরে, ধীরে, অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দেখুন ব্লাক কালার এর যে বিড়াল বা যেটাকে আসলে বাংলা ডাবিং এ আসলে বলা হত আক্কাস এবং খুব সুন্দর, সুন্দর, আসলে বলা যায় যে, আ বাচ্চাদের ফ্রেন্ডলি করে আসলে বানানো হতো। এই যে আক্কাস বলেন বা যে কাউকে যখন দেখানো হত যে এরা কিন্তু সবসময় একসাথে থাকত যে, বা বুলডগের ক্ষেত্রে যেটা করত তারাও কিন্তু আসলে যে, সবসময় এক হয়ে যেতে এবং এই যে বিষয়টা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলানোর যে বিষয়টা এটাকে কিন্তু এইযে আ যেই মূল থিমটা আছে বা বিশেষ চরিত্রটা এটা যে এতটা সুন্দরভাবে আসলে তুলে ধরা হয়েছে। এটা আসলে আমি খুব কম মানে, কার্টুনের ক্ষেত্রে বা বলা যায় যে বাচ্চাদের জন্য আসলে বানানো কোনো শোতে আসলে এভাবে ফুটে ওঠাটা কিন্তু খুবই বিরল এবং বলা যে, যে, এটাই সবচেয়ে বেশি ইউনিক জিনিস যেটা আমাকে এখন পর্যন্ত আটকে রাখে।
হু, হু। আচ্ছা। <giggles> আচ্ছা। হু, হু, হু, হু। আচ্ছা, হু। হু। হু। এটা কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার। আসলে যেভাবে আপনি বাচ্চাদেরকে কিভাবে আটকে রাখলে, আটকে রাখে এত বছর পরেও আসলে এ ও মানে যুগের পর যুগ চলে যাচ্ছে। কিন্তু 'Tom& Jerry' র জনপ্রিয়তা মনে হয় না আ কোনো সময় কমেছে এবং সবাই মনে হয় এটা ক ব বেশ পছন্দ করে। আ বড় থেকে ছোট সবাই। তো অব আপনি যেহেতু এই যে এম আ চরিত্রের কথাই বললেন যে, বাচ্চাদেরকে চিন্তা করেই করা হচ্ছে। একটা কিন্তু টিভি শো বাংলাদেশে খুব প পপুলার ছিল। মানে এখনো পপুলার আছে। যেটা হচ্ছে 'সিসিমপুর'। এই 'সিসিমপুরটা' কি আপনার দেখতে কখনো ইন্টারেস্টেড ছিলেন বা ভালো লাগে?
হু, হু। উম ঠিক বলেছেন। হু, হু। 'সিসিমপুর' বলতে আসলে আপনাকে যে সুযোগটার কথা আমি বললাম, হ্যাঁ 'সিসিমপুরের' নাম শুনেছি সেটার যে অ্যা বলা যায় যে ভিজুয়ালাইজেশন টা ছিল বা এত সুন্দরভাবে বিশেষ করে আমাদের সংস্কৃতির সাথে মেশানো বা ঐখানে কিন্তু বলা যায় যে আপনাকে ঐ যে কিছু নীতি শিক্ষার মত বিষয়টা সেখানে ছিল এবং এটা আমি আসলে খুব একটা দেখার সুযোগ পাইনি। তবে যখনই আসলে পেয়েছি দেখার চেষ্টা করেছি। বলা যায় যেহেতু আসলে আপনাকে বললাম যে আমার কাছে ওরকম সুযোগ-সুবিধা ছিল না। চাইলে আমি কোন আ টিভি চ্যানেলের অ্যা শো গুলো দেখতে পারবো। আমার কাছে আসলে রেকর্ডের কোনোটা DVD তে থাকা DVD প্লেয়ার দিয়ে আসলে দেখতে হত। এক্ষেত্রে 'সিসিমপুরটা' কম দেখা হয়েছে। তবে এখনো কিন্তু মনে আছে যে 'সিসিমপুরের' যে বলা যায় যে বাচনভঙ্গিটা আসলে সবচেয়ে বেশি আমার পছন্দের ছিল।
হু। হু, হু। হু, হু, হু। হুঁ, হুঁ। আচ্ছা। আচ্ছা। হু। আচ্ছা, আচ্ছা। হু, খুব মজার ছিল। আচ্ছা আম আচ্ছা আ Tom& Jerry ছাড়া আর কী, কী এরকম রেকর্ডেড ভার্শন আপনি দেখতেন যেটা আপনার কাছে ছোটবেলায়ও খুব ভালো লাগতো, এখনো দেখার সুযোগ হলে আপনি সেটা খুব মন দিয়ে দেখবেন ভালো লাগবে।
হু। এখন পর্যন্ত যদি আসলে বলি যে, 'টম অ্যান্ড জেরি' তো আসলে ১ম এই আছে। যেহেতু ইচ্ছে জানতে চাচ্ছেন। সেক্ষেত্রে 'গোপাল ভাঁড়' এর কথা বলব, তারপরে 'ঠাকুমার ঝুলি'-র কথা বলব। এগুলো কিন্তু আসলে বর্তমানে দেখা হয়। তবে আপনাকে কিন্তু আমি বারবারই ঐ একটা জিনিস নিয়ে যাচ্ছি। যে, যাই দেখা হোক না কিনা মোটামুটি বাড়ির আ সবাই মিলে আসলে দেখার একটা অভ্যাস ছিল। যে এখনো কিন্তু আসলে বাড়িতে আমরা মোটামুটি 'গোপাল ভাঁড়' দেখি। বা এইটাই আসলে আমাদের আ বলা যায় যে এখন সুস্থ বিনোদন বা বলা যায় যে একটা সুন্দর সময় কাটানোর জন্য। এখনো কিন্তু বলা যায় যে, মনে পড়ে যে যখন ঐযে মিনা-রাজু, তারপরে বলেন মিনা-রাজুকে আসলে আমি মূলত ম মনে করি যে, বাচ্চাদের মধ্যে নৈতিক যে দিকটাকে, সেটাকেই সবচেয়ে বেশি করে গুরুত্বপূর্ণ দিক। UNESCO কর্তৃক একটি সব বাচ্চাদের জন্য আসলে একটি বানানো সবচেয়ে সুন্দর বলা যায় যে, টিভি শো বা কার্টুন কিন্তু আসলে বলা যায়। এটা কিন্তু বেশ চমৎকার ছিল।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা! সবাই মিলে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু। হু, হু, হু। হু, হু। সুন্দরভাবে গুরুত্ব দেয়। হ্যাঁ, হ্যাঁ। পরিবেশনা। হু, হু। হু। আচ্ছা। আ আচ্ছা, 'মিনা কার্টুন' এ বললেন যে, বাচ্চাদের নৈতিকতার দিক শেখানো। তো যেটা মনে হচ্ছে, আপনার হয়তো এই যে নৈতিক ব্যাপারগুলো শেখানোর ব্যাপারটাকে আপনি অনেক বেশি গুরুত্ব দেন এবং পরিবারের সাথে দেখা যায়, আ সেই ধরনের আম শোগুলোকে আপনি খুবও খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। তো এই যে আপনি বললেন, 'গোপাল ভাঁড়' এর' কথা বা 'ঠাকুমার ঝুলি'-র কথা। তো এই 'গোপাল ভাঁড়' বা 'ঠাকুমার ঝুলি'-র এক্সপেরিয়েন্সটা কি একটু বলবেন? কেমন ছিল? কেমন লাগতো দেখতে তখন?
একদম, একদম। একদম, একদম। আচ্ছা, এক্ষেত্রে আপনাকে আমি 'ঠাকুমার ঝুলি' এবং 'গোপাল ভাঁড়' মূলত ঐযে ঐভাবে আসলে আমার কাছে আসত। এবং যেটা হতো যে, আ 'ঠাকুমার ঝুলি'-র যে গল্পগুলো থাকত, ঐ সেখানে কিছুটা ভৌতিক, কিছুটা বলা যায় যে একটু সুন্দর করে মানে যে বিশেষ করে ও আ যে ঠাকুমার ঝুলিতে যিনি আসলে হোস্ট ঠাকুমা ছিলেন। তার যে গল্পগুলোর ধরন সেটা কিন্তু চিরাচরিত বাঙালি সমাজ বা আমি যেটুকু আমি আমার ঠাকুমার কাছ থেকে কত গল্প শুনেছি। ওই জিনিসটাই কিন্তু আসলে ঐ ফুটে উঠত। এবং ঐটাকে যখন একটু আ বলা যায় যে, আপনার চোখের সামনে ফুটিয়ে তোলা হচ্ছে, গল্পগুলোকে আসলে চরিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে, তখন কিন্তু বেশ চমৎকার লাগত। এবং মোটামুটি বলা যায় যে, সেগুলো এখনো ম মনে গেঁথে থাকে। ঐযে তাদের যে বলা যায় যে, কথোপকথন বা ডায়ালগগুলো থাকত, সেগুলো কিন্তু মানে সারাদিনে ব বলা যেত যে স্কুলে গেলেও আসলে বন্ধু-বান্ধবদের সাথে চলতে থাকত।
হুম। হু, হু। হু, হু। হু। জ্বী। হুঁ, হুঁ। হু। আচ্ছা। আম এই যে আপনি বা বারবারই যেটাকে গুরুত্ব দিচ্ছেন যে, পরিবারের সাথে দেখার মতো বা পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে দেখতেন। তো, এই এখন তো আসলে অনেকগুলো ও আরও এখনকার বাচ্চারা অনেকেই হয়তো 'ডোরেমন,' আ 'শিন-চ্যান', এই ধরনের আওক অ শোগুলো দেখে। তো তখনকার শো এর সাথে এই যে এ্যা 'টম অ্যান্ড জেরি' বা আ আপনি 'ঠাকুমার ঝুলি,' 'গোপাল ভাঁড়,' এইগুলো কথা বললেন। ওব ঐটার সাথে এই 'ডোরেমন' বা 'শিন-চ্যান', এদি এই সমস্ত শো এর পার্থক্যটা কিরকম?
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এক্ষেত্রে আপনাকে কয়েকটা কথা বলি যে, প্রত্যেকটা জিনিসে কিন্তু সংস্কৃতিতে একটা পরিবর্তন আসে যেমন ঠাকুমারঝুলি এটা কিন্তু বলা যায় যে, বাঙালি সংস্কৃতির বা একদম জেনুইন বলা যায় যে, প্রকৃত বাংলা থেকে এসেছে কিন্তু 'টম অ্যান্ড জেরি' আবার দেখতে পারেন সেটা কিন্তু এই দেশেও না কিন্তু সেটাও তখন সময় আসলে চলে এসেছে। তো এইটা আসলে কোন সমস্যা না। প্রত্যেকটা হয়তো বলার ধরণটা বদলেছে বা বলা যায় যে, 'ডোরেমন' কিন্তু আ এই যে, উপমহাদেশ বা এইদিকে এসে বা আমাদের দিকে এসে এটা বলা যায় বাচ্চাদের কিন্তু এটা তো মূলত বাচ্চাদের জন্য বানানো হয়নি। এইটা একটা বিষয় রয়েছে। তবে 'ডোরেমন' যেহেতু আসলে ডাবিংয়ের কারণে অনেক অর্থ আসলে পিছে যায়। তো এইটাই আসলে আপনার বলা যায় যে, একটা কারণ। তবে কোনভাবেই এটা ভুল না 'শিনচান' বা বলা যায় যে, এখন কিন্তু হচ্ছে আ 'অগি ডগি' নামে একটা আছে I guess ওইটা তারপরে হচ্ছে আরো কিন্তু 'মটু পাতলু'। এগুলো কিন্তু ওই যে, যতক্ষণ পর্যন্ত আসলে বাচ্চাদের জন্য ভালো বাচ্চাদেরকে ঐযে বারবারই আমি বলি যে, নৈতিক শিক্ষার যে, বিষয়টি সেটা যদি গল্পের ছলে চলে আসে সেটা কিন্তু তা এখনো কার্যকর হবে তখনও কার্যকর ছিল।
পরিবর্তন আসে। জি। হু, হু। আচ্ছা। আচ্ছা। হু, হু। হু, হু, হু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু। আচ্ছা, এইযে আপনি বারবারই নৈতিক শিক্ষার কথাটা বলছেন। উল্লেখ করছেন বারবার। তো এই আব আপনার ক্ষেত্রে আ আপনি যে সমস্ত শোগুলো দেখতেন আ যখন ছোট ছিলেন, তখনই তো আসলে আপনার বেশি দেখা হতো। তো ব এই এই শোগুলো আপনার নৈতিক চরিত্র গঠনে বা, একটু ভালোমন্দ বোঝার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রেখেছিল?
হুম একদম, একদম। আচ্ছা, এক্ষেত্রে আপনাকে বলি যে টম অ্যান্ড জেরির উদাহরণটাই দেই। টম অ্যান্ড জেরিতে কিরকম ছিল? যতই দুষ্টমি করি, ফাইজলামি করি, যাই করি না কেন? দিন শেষে আমরা বন্ধু। এইযে বিষয়টা। এটা কিন্তু আমার মাঝখানে আমি এখনো দেখতে পাই। বন্ধুত্বের গুরুত্ব এখনো কিন্তু বলা যায় যে অ্যা যাই হোক, প্রত্যেকদিন কথা না হোক, বন্ধুর প্রয়োজনে যাচ্ছে। কিন্তু ব বন্ধুর সাথে যখন থাকি, আমরা উম মনে করেন যে একে অপরকে মেরে ধরে, ওই সেই ঝগড়াঝাটি করে, বলা যায় যে মোটামুটি আ একটা ঝামেলা মানে অন্য কেউ দেখলে মনে করবে এদের মনে হয় সাপে নেউলে সম্পর্কের মতো। কিন্তু দিন শেষে কিন্তু আবার ঘুরে ফিরে হচ্ছে যে বা, অনেকে কিন্তু মজা করেই বলে যে টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক। কিন্তু দিনশেষে কিন্তু ওইযে বন্ধুত্বের বিষয়টা কিন্তু আমার মাঝখানে আছে বা চলে আসতেছে। এইটাকে আমি আসলে টম অ্যান্ড জেরিকে ক্রেডিটটা দিতেই পারি।
হু, হু। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। হু। আচ্ছা এটা কিন্তু বেশ একটা চমৎকার কথা বললেন যে আসলে ওখান থেকে যে বন্ধুত্বের একটা সম্পর্ক, বন্ধুত্বের বন্ধুর মধ্যে ভালোবাসাটা দেখেছিলেন সেটা আপনি আপনার বাস্তব জীবনেও আ খাটানোর একটা চেষ্টা করেছেন। তো এ আজকের এখনকার যুগে যেসব কনটেন্ট হয় যেসব আ টিভি শো বাচ্চাদের জন্য এই যে 'Doraemon' এর কথা বললাম বা 'Shin-chan' আপনি আরো কিছু আরো কিছু অ্যা শো এর কথা বললেন। তো এই শো গুলোকে আপনি আসলে আগের শো এর সাথে নৈতিকতার আ দিকগুলো বিবেচনা করে কীভাবে রেটিং করবেন?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এক্ষেত্রে বলা যায় যে আমার হিসেব করলে বা আমার যদি ব্যক্তিগত মতামত বলি হয়তো কিছুটা আসলে বদলে গিয়েছে। কিছুটা আসলে কমে গেছে যেমন মোটু পাতলু এর কথা আসলে বলছি যেটি আ আসলে বর্তমানে দেখা যায় যে ওই 'Tom and Jerry' এর মতো যে জিনিসটা ছিল সেটাকে একটু সরিয়ে বন্ধুত্বের জন্য আসলে দুজনের আ ২ টা চরিত্রকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলে আসলে তারা ২ টা, ২ ধরনের মানুষ হয়ে যে একসাথে থাকছে বন্ধুত্বের জন্যে এবং তারা সবকিছুতে ভালো কাজ কর তো এরকম কাজগুলো কিন্তু ঐ ঘুরে ফিরে কিন্তু নৈতিকতার ধরনটা আসলে বদলে যাচ্ছে। মানে তখনও আসলে ছিল যেমন আপনি 'Shin-chan' এর কথা বলতেছেন। 'Shin-chan' ও কিন্তু আসলে বাচ্চাদের জন্য প্রথমত বানানো হয়নি। সেটাকে ডাবিং এর কারণে আসলে এই উপমহাদেশে চলতেছে। তো এই বিষয়গুলো ছাড়া মানে এই ধরনের গুলোকে আসলে আমি তুলনায় নিচ্ছি না। আমি সেগুলোকে তুলনায় নিচ্ছি যেগুলো মূলত বাচ্চাদের জন্যই বানানো। তো সেক্ষেত্রে কিন্তু ধরণটা বদলেছে আমি বলতে পারি নৈতিক শিক্ষার কিন্তু মূল বিষয়টা এখনো আগেরটাই রয়ে গেছে।
হুম, হুম। হুম। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। আচ্ছা। হুম, হুম, হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম, হুম। আগেরটার মতোই রয়েছে। আচ্ছা। তো এই যে আপনি বারবার বলছিলেন পরিবারের সাথে দেখার মতো শো ছিল। ওগুলা সবাই মিলে একসাথে মজা। তো আপ আমার তো মনে হচ্ছে আপনার সাথে কথা বলে যে আপনি পরিবারের সাথে খুব মজা করে দেখতেন এই শো গুলো। তো হ্যাঁ, হ্যাঁ। তো সেই সময় এমন কি আছে যে পরিবারের সাথে হয়তো কিছু একটা খেতে বসে বা কোন ছুটির দিনে আ একসাথে সবাই মিলে বসে এরকম একটা সময় একটা কোনো নির্দিষ্ট সময় ছিল বা নির্দিষ্ট পরিবেশ ছিল যখন আপনারা সবাই একসাথে শো গুলো দেখতেন?
হুম, হুম। না তা তো অবশ্যই, তা তো অবশ্যই। উম বিষয়টা হচ্ছে আমার জন্য তো ছিল যে, আমি প্রত্যেকদিন দেখব বা একটা সময় যেমন, স্কুল থেকে বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি দেখতেই হবে। নাহলে আমি মোটামুটি আম বাসায় একটা উল <scoffs> তুল কালাম লাগিয়ে ফেলতাম এবং তখন হচ্ছে মোটামুটি ওই যে বিষয়টা, তখন হয়তো মা এসেও দেখতেছে বা বাবা এসেও দেখতেছে। বিশেষ করে আমার ক্ষেত্রে, আমার বড় ভাই এবং বোন আসলে মূলত দেখতেন আমার সাথে এবং আ আমার ভাই যখন আসলে বাড়িতে আসতেন শহর থেকে, সবসময় আসলে নিচে আসতেন। আমি তখন আবার অধীর অপেক্ষায় থাকতাম, প্রত্যেকদিন একটা পর্ব করে দেখতাম। কারণ নতুন, নতুন কিন্তু ডাবিং ভার্সন আসছে তখন এবং সেগুলো কিন্তু আলাদা, আলাদা মজা থাকত যে, একেকটা একেক নাম থাকত এবং তো এই বিষয়টা কিন্তু বলা যায় যে, আমার কাছে বেশ চমৎকার লাগত এবং বিশেষ করে পরিবারের সাথে যেইটা হচ্ছে যে একটি শো আসলে পরে এসে এড হয়েছে, সেটা হচ্ছে 'Bear Grylls' এর 'Man vs. Wild'। সেটি আসলে আম যদি বলতে চাই, এইটা এখন পর্যন্ত মানে খাওয়ার সময়ের কথা বললেন দেখে আসলে মনে পড়ে গেল যে, খাবার সময় এখনো আসলে মোটামুটি আমরা টিভিতে ছেড়ে দেই। মানে, বিষয়টা অনেকটা অনেকের কাছে একটু খা অন্য ধরনের লাগতে পারে কিন্তু আমার কাছে বা আমাদের কাছে কিন্তু বেশ চমৎকার লাগত যে তার এ যেই মানে, আমাদের মূলত তার শো টাকে কমেডি শো লাগতো। এটা আপনার কাছে কি মনে হয়, জানিনা।
হু। আচ্ছা, আচ্ছা। উ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু। আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। উ আচ্ছা। আচ্ছা। হু। আচ্ছা, আচ্ছা। সবাই মিলে একসাথে দেখেন, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা ব্যাপারটা বেশ ভালো যে আপনারা প পারিবারিকভাবে কিছু, কিছু শো আছে, যেগুলো আপনারা একসাথে এনজয় একসময়েও করতেন, এখনো সেগুলোকে উপভোগ করেন এবং আপনাদের কাছে খুব ভালো লাগে আর আ যেটা বোঝা গেল যে আপনি আ শিশুদের নৈতিক ব্যাপার গড়ে ওঠার ক্ষেত্রে শো এর যে ভূমিকা, এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আ আসলে শো দেখার ক্ষেত্রে। তো এই যে ছোট আপনার ছোটবেলার যে বিভিন্ন শো দেখার যে অভিজ্ঞতা, সেটা জানলাম। আমার আসলে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একদম, একদম। হু, ঠিক বলেছেন। উম আ আসলে আপনার সাথে এই যে কথা বলতে পারলাম, এই যে নস্টালজি আসলে চলে গেলাম, এই যে বিশেষ করে, আমার ছোটবেলায় দেখা মানে পুরো স্মৃতিটা বা আ ঐ সময়ে আসলে পরিবারের সাথে কিভাবে সময় কাটাতাম বা ওই যে কার্টুন দেখার যে উম জন্য যে পাগলামি বা এই যে শো গুলার জন্য যে এরকম পাগল ছিলাম, সেটা কিন্তু মনে পড়ে যাচ্ছে। তো বেশ আ ভালোই লাগছে, মানে এই বিষয়ে কথা বলতে পেরে কিন্তু আমার বেশ চমৎকার সময় কাটল। ধন্যবাদ আপনাকে, এই সময়টা দেওয়ার জন্য।
হু, হু, হু। আচ্ছা। হু। হু। <chuckles> জি।